আমি আসলে মানে আমার কাছে মনে হয় কী যে এই প্রভাবটা এক ধরনের আসলে বিষক্রিয়ার মতন হয়ে দাঁড়িয়েছে এখন। যদি ছোটদের কথা একদম বলি। কীভাবে? দেখেন আসলে এখনকার সময়ের মা-বাবারা মানে আ বেশিরভাগ ক্ষেত্রে আমাদের দেশে এটা এখন দেখবেন যে একটু পশ্চিমার যেই আ আবহাওয়াটা, ঐটা ফলো করার ট্রাই করে। হ্যাঁ? ধরেন কীভাবে? যে বাচ্চা কান্না করতেসে, বাচ্চা খাচ্ছে না, বাচ্চা ঘুমাবে বা যেইটাই করবে, সবার আগে হচ্ছে তাকে কার্টুন দেখানো হ্যাঁ, একটা বিষয় হয়ে দাঁড়ায় যে ট্যাব দিয়ে রাখে, ফোন দিয়ে রাখে, কার্টুন দেখাইতে হবে। তো জি, তো এখন আসলে <smacks lips> এটার বিরূপ প্রভাবটা কিভাবে পড়ছে দেখবেন। বিভিন্ন হসপিটালে কিন্তু এখন বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছে। কারণ তাদের গ্রোথ হচ্ছে না। তাদের ব্রেইনে গ্রোথ হচ্ছে না। তাদের কথা বলাতে গ্রোথ হচ্ছে না। বিকাশটা হচ্ছে না।
আচ্ছা, আচ্ছা। জি, জি, জি। হুম, হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ। জি, জি, জি, জি। হুম, হুম। মানে ওই বিকাশটা হচ্ছে না। মানে ওই যে সবার সাথে মেশা, কথা বলা যে একটা ওই যে ও আছে না যেখান থেকে আসলে ওরা সামাজিকতা শিখবে, সেটাই কিন্তু কমে যাচ্ছে এখন। হুম, হু।
হ্যাঁ। উম হুম। জি, জি। একদম কমে যাচ্ছে। এ এমন কী বুঝছেন, দেখবেন সে ৩-৪ বছর হয়ে যাচ্ছে, সে কথা বলতে শিখতেসে না কিন্তু কার্টুনে যেভাবে অঙ্গভঙ্গি করতেসে, সে সেটা বুঝতেছে, সে সেটা করতেসে। তো এটা এক ধরনের অটিজমে কিন্তু পরিণত হয়েছে। তো এই বিষয়টা কিন্তু আমার কাছে মনে হয় কী যে খুবই একটা বিষক্রিয়ার মতন এবং এইটা আসলে অনেক বড় দায়িত্ব মা-বাবার হোক বা পরিবারের হোক, এইটা বন্ধ করার আরকি।
হ্যাঁ, হ্যাঁ। জি, জি, জি। জি, জি, জি। সেক্ষেত্রে কী, কী পদক্ষেপ নেওয়া যেতে পারে বলে আপনি মনে করেন যে এই জিনিসগুলো করলে হয়তো বা আসলে এই বিষয়গুলো কমানো সম্ভব হবে বলে মনে করছেন?
জি, আমার কাছে আসলে সবার প্রথম এটাই মনে হয় যে বাচ্চা-কাচ্চার কে আসলে ফোন দেওয়া যাবে না। মানে এক কথায় না, হ্যাঁ? অনেক বিনোদনের প্রক্রিয়া আছে। আপনি বাচ্চাদেরকে নিয়ে বসে খেলেন, আপনি অনেক কিছু শিখান বা সারাক্ষণ কোলে নিয়ে রাখেন। আগে কেন আগে আগে মা-বাবারা আসলে বাচ্চা-কাচ্চা পালে নাই? পালসে তো ঠিকই। মানে কোনো না কোনোভাবে ঠিকভাবেই পালসে। তো ওই প্রক্রিয়াগুলা ফলো করা যেতে পারে। এখন কথা হচ্ছে যে <smacks lips> বাচ্চারা আসলে কিন্তু দেখবেন, দেখে শিখে, করার থেকে। কারণ তা তো করতে পারে না। হ্যাঁ, সেটাই শিখে। তো মা-বাবা যদি এখন দেখেন ঘরের মধ্যে হচ্ছে গিয়া ফোন চালায় সারাক্ষণ, তো বাচ্চা তো ঐটাই বুঝবে যে হ্যাঁ। তো বাচ্চা তো ঐটাই বুঝবে যে, না, ফোন এমন একটা জিনিস যেটা আসলে মানে ওরও মানে ওর ব্রেইন ওমভাবেই প্রসেস হইতে থাকবে যে ফোনটা খুবই দরকারি জিনিস বা খুবই এখানে মনে হয় অনেক কিছু আছে। কারণ সে তো তার মা-বাবার উপরেই নির্ভরশীল। তো সবার আগে যেটা করতে হবে যে মা-বাবার ফোন চালানোটা বাচ্চার কা মানে বাচ্চার একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত হতে পারে যে class 5 পর্যন্তই বলেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। নিজেদের ফোন চালানোটা একদম আ বাচ্চার সামনে যেন না চালানো হয় বা চালানো হইলেও তাকে বুঝাতে হবে যে অতিরিক্ত দরকারি কাজে সে ফোনটা নিয়েছে। এরকম আর
আচ্ছা, আচ্ছা। হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ। যেটাই দেখে সেটাই শেখে। জি, জি, জি। নিজেরাই দেখা যায় যে ব্যস্ত থাকে ওগুলা নিয়ে। জি, জি। জি, জি, জি। আসলেই, আসলেই। এটা সীমাবদ্ধ করে দিতে হবে। জি, জি, জি। হুম, হু, হুম।